But আপনার হচ্ছে গ্রামে থাকুন, আমার কাছে মনে হয় আপনি গ্রামে থাকুন আর শহরে থাকুন। এশা এটা কোন ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনার মনের ইচ্ছা। আপনি কিন্তু এই জুম্বাটা করার জন্য কিন্তু আপনাকে বাহিরে যেতে হবে না। আপনি বাসায় টিভিতে YouTube এ, ছে YouTube ছেড়ে দিবেন অথবা Smartphone আছে আপনার কাছে Smartphone এ আপনি মিউজিক অ্যা ছেড়ে দিবেন। দিয়ে হচ্ছে আপনার জুম্বা করতে পারেন, yoga করতে পারেন, অ্যা এই dance করতে পারেন, গান ছেড়ে দিয়ে। দেখবেন যে এ আপনার ব্যায়ামটা অনেক আনন্দদায়ক হয়ে গেছে এবং আপনি enjoy করছেন খুব। মনে হবে যেন আপনি dance করছেন।
জি। আচ্ছা। জি। জি। জি। আসলেই তো করি। মানে আমি যেটা করি ধরুন আমি ব্যায়াম করছি হ্যাঁ? cardio করছি। গান ছেড়েই তো করছি। এবার অনেকটা cardio এমন থাকে যে করতে বেশ কষ্ট হয়। আমি সেক্ষেত্রে করি কি, যে নতুন যে গানগুলো আসলে release হয় হিন্দি আ কিংবা Hollywood এ কিংবা, বাংলা গানও হয় এ এখন তো বাংলা গান বেশ ভালো হচ্ছে, নাচার মতন গান পাওয়া যাচ্ছে। আমি সেটা করি কি উম headphone লাগিয়ে কানে গুঁজে দিয়ে আমি গানটার দিকে আসলে আ খেয়াল করি এবং মনোনিবেশ থাকে গানটার দিকে। কোনোভাবেই আমি ব্যায়ামের দিকে আসলে মন দেই না আমি গানটা শুনে, শুনে করি।
হুম, হুম। উহু। জি। জি, জি। আচ্ছা, wow। আরেকটা কাজ করতে পারেন আপনি। সেটা হচ্ছে আপনি যখন বাইরে যাচ্ছেন, আপনি বি বিভিন্ন অ্যাপস আছে কিন্তু। যেটা music বললাম যে music কিন্তু আপনাকে আপনার ব্যায়ামকে আনন্দদায়ক করে তুলবে। সেক্ষেত্রে আপনি অ্যা এখন দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় App Store এ। আপনি কত step, আপনি হাঁটছেন। একটা গোল সেট করতে পারেন আপনার Apps এর মধ্যে। যে আপনি ৫ হাজার step বা ১০ হাজার step পার-ডে হচ্ছে আপনি হাঁটবেন অ্যা কত কিলোমিটার। এমন একটা goal set করে আপনি যদি হাঁটেন আপনি আপনার step গুলা count করতে পারবেন যে আপনি আপনি workout করতেছেন, অ্যা কত আম কত কিলোমিটার হেঁটে আসলেন? আপনাকে আপনার অ্যাপস হচ্ছে direction দেবে যে আপনি কতটুক হেঁটেছেন আচ আজকে। এই, এই ছোট, ছোট Apps গুলো কিন্তু আপনাকে অনেক উৎসাহ দিবে ব্যায়ামটাকে ঠিক রাখার জন্য।
জি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জি। আচ্ছা। জি। বাহ! এটি কিন্তু আসলেই খুব মজা। এটা কিন্তু আমার জানার ছিল না। এটি কি আমি App Store থেকে download করতে পারবো?
জি। জি, জি। আপনি দেখবেন যে fitness app, fitness app লিখে লিখলেই আপনি আপনার পছন্দের একটা ভালো কোনো apps download করে নিবেন দেখে শুনে। দ্যান দেখবেন হচ্ছে আপনার step গুলো count করতে পারবেন।
আচ্ছা। বাহ! আপনাকে কিন্তু ধন্যবাদ। এই যে, আপনার কাছ থেকে কিন্তু অনেক কিছু জানা হচ্ছে এবং এই দেখেন আমার কিন্তু প্রচন্ড পরিমাণ শরীর ব্যথা ছিল। আপনার সাথে কথা বলে আমি কিন্তু খুব ভালো motivation পাচ্ছি এবং আমার খুব ভালো লাগছে।
আচ্ছা।

জি। আসলে উম ব্যায়ামের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে, "মোটিভেশনটা যে একটা উৎসাহ দরকার, এটা বেশি জরুরি।" আপনি দেখবেন যে আপনি একা, একা করলে আপনি নিজেও কিন্তু একটা সময় গিয়ে আর হাঁপিয়ে উঠবেন। আপনি ব্যায়াম করতে চাবেন না। সাথে যদি আপনি একটা বন্ধু পান অথবা, পরিবারের কাউকে পান, দেখবেন আপনার ব্যায়ামটা হয়েছে আনন্দদায়ক এবং আপনার খু খুব ভালো লাগবে যে আপনি পরিবারের সদস্যদের সাথে ব্যায়াম করছেন। আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে টাইম টু টাইম হচ্ছে একই জায়গায় ব্যায়াম না করে, বিভিন্ন জায়গায় যেমন: আম আউটডোর বলতে পারেন যে আউটডোরে যাচ্ছেন, কোন পার্কে যাচ্ছেন, লোকেশন চেঞ্জ করা। আমি যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি একই জায়গায় ব্যায়াম করতে আমার ভালো লাগে না। আমার বোরিংনেস আ চলে আসে একটা। আমি যেটা করি, আমার হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে কো কোথাও কোন একদিন সংসদ ভবনে চলে গেলাম ধরেন। বা সংসদ ভবনে কিছুদিন ব্যায়াম করলাম। দেন হচ্ছে সংসদ ভবন চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে আপনার ধানমন্ডির পার্কে। ৩২ নম্বর। জি, এভাবে এই লোকেশনগুলা চেঞ্জ করলে আপনি ব্যায়াম করছেন। প্লাস হচ্ছে আপনার বাহিরের যেই আম আ একটা দৃশ্য, সেটাও কিন্তু সকালবেলা ধরে নেও উপভোগ করছেন। হ্যা।
আ জি। জি, তাই তো। জি। হ্যা। আচ্ছা। হুম? আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। জি, সেটাও আসলে দেখতে পাচ্ছি। হ্যা, এ এই এই আইডিয়াটা কিন্তু আপনি আমাকে খুব ভালো দিয়েছেন এবং আমার সত্যিই খুব ভালো লাগছে। এবং আমার আ বাড়ির আশেপাশে আসলে অনেক ঘোরার জায়গা রয়েছে। যেমনটি আম এইযে আপনি বললেন যে, "একটি পার্ক রয়েছে, লেক রয়েছে এ এবং আরো দর্শনীয় অনেক স্থান রয়েছে।" আমি যদি আসলে ধরুন ৩ দিন বাসায় এক্সারসাইজ করি, আ ৩ দিন যদি আমি ৩ টি আ জায়গায় যাই আ ঘুরতে, আমার মনে হয় সেক্ষেত্রে একঘেয়েমিটা আসলে আর থাকবে না এবং সেটি খুব মজাদার হয়ে উঠবে যে আমি আজকে ওখানে কি হচ্ছে ওখানে আস আসলে হেঁটে আসবো। আ কিংবা আমি আজকে লেকটি দেখে আসব। এতে করে হয় কি? মানসিক স্বাস্থ্যটাও আমার মনে হয় যে খুব ভালো থাকে।
উহু। জি। জি। জি। জি। জি, একদম ঠিক বলেছেন আপনি। আসলে এতে আপনার মান অ আপনার মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে। আপনার পরিবারের সদস্যরাও ভালো থাকবে। এবং হচ্ছে আপনি এ একই সময়ে হচ্ছে আপনি সকালবেলার যে ফ্রেশ বাতাস, ফ্রেশ বাতাসে আপনি উব ব্যায়াম করতে পারছেন। এতে আপনার আমার কাছে মনে হয় আপনার মনটাও ভালো থাকবে।
জি। আ জি। জি। জি, জি, আস জি। আসলেই তো তাই। মানে এইযে আমরা যে এক্সারসাইজ করছি, এটি কিন্তু আমাদের শরীরের জন্য প্রচন্ড ভালো। এবং এইযে আপনার সাথে আমি কথা বললাম, আপনি কিন্তু সুন্দর করে আমাকে আজকে বুঝিয়ে বললেন যে, আমার এইযে শরীর ব্যথা হচ্ছে এটি হয়তো চলে যাবে। সেজন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ আপনার সাথে কথা বলতে পেরে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আশাবাদী আপনি প্রচন্ড ভালো থাকবেন।
জি। জি, অবশ্যই চলে যাবে। জি, আপনিও ভালো থাকবেন। আবার কথা হবে আপনার সাথে। ধন্যবাদ।
জি, ধন্যবাদ।